হ্যালো, কী অবস্থা? কেমন আছেন?
হ্যালো, হাই। হ্যাঁম আছি ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালই আছি। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে?
উহুম। এই তো মোটামুটি। আমি যেহেতু রাত্রে কাজ করি, সেহেতু আমি একটু আগে উঠলাম।
ওহ!
হুম।
হ্যাঁ, আমার দিনকালও বেশ ভালোই যাচ্ছে। দেখা যাচ্ছে যে, আ কি বলে এটাকে? আ কিছুদিন ধরেই একটু বিষণ্নতায় ছিলাম। তো এখন আসলে পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়েছি এবং আ ডাক্তার বলল যে আপ হুম, হ্যাঁ। তো ডাক্তার বলল যে, "আপনি তো আসলে দেখা যাচ্ছে যে বেশি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন বা ব্যায়াম করছেন না।" তো সেক্ষেত্রে তিনি
হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা সাইকিয়াট্রিস্ট? ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, রাইট। এটা আমাদের সবারই এরকম, দেখা যাচ্ছে।
হ্যাঁ। সে আমাকে আসলে পরবর্তীতে আ উপদেশ দিলো এভাবে যে, "আপনি আসলে ব্যায়াম করেন এবং বিভিন্ন ধরনের খাবার আ সচেতন খাবার খান।" তো আমি মনে করি এই যে নিয়মিত ব্যায়ামটা করার মাধ্যমে এখন কিন্তু আমার আ যেই মন মানসিকতা বলেন বা স্বাস্থ্যটা এটা কিন্তু অনেকটাই ভালো আছে।
আচ্ছা। হ্যাঁ। ওকে, ওকে। হুম। আচ্ছা, আচ্ছা। আপনি কি মানে, জিম জয়েন করছেন?
হ্যাঁ? জি।
মানে জিম, জিমে যাওয়া শুরু করছেন?
হ্যাঁ, অবশ্যই। আমি তো আসলে নিয়মিত জিম করি এখন। আমার মনে হয়
আচ্ছা, আচ্ছা। ও! তাহলে তো খুবই ভালো, হ্যাঁ।
হ্যাঁ, আমার মনে হয় এই যে আমাদের শহরে যে আ মাঠ নেই বা পার্কেও কিন্তু যেয়ে এখন তেমনভাবে আসলে আ নিয়মিত ব্যায়ামটা করা কিন্তু অনেক কঠিন। তাই না?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। রাইট, রাইট, রাইট। আমি আসলে মানে, মানে জিম, জিমের ইকুইপমেন্ট গুলো তেমন খুব একটা পছন্দ করি না। তা আমি আসলে বাসায় এক্সারসাইজ করার চেষ্টা করি। বিভিন্ন ধরনের ক্যালিথেনিক্স, তারপরে আমার একটা কেটল বেল আছে। তারপরে বিভিন্ন ধরনের স্ট্রেচিং, এইগুলা করে আমি চেষ্টা করি একটু ফিট থাকতে। তাছাড়া সপ্তাহে চেষ্টা করি ২-৩ দিন একটু খুব লং টার্ম হাঁটাহাঁটি করতে, এই ধরেন আ ৫ থেকে ৮ কিলোমিটার। সো আমার আ প্রিয় কতগুলো জায়গা আছে বাসার থেকে। আমি ওখানে একটু হাতে একটু সময় নেই ওখানে হেঁটে, হেঁটে যাই। তারপরে কিছু খাইলাম-দাইলাম, ঘোরাঘুরি করলাম তারপরে হেঁটে, হেঁটে চলে আসি। সো এখান থেকেই যেই কার্ডিও আর এক্সারসাইজ গুলো হয়, আমার মনে হয় আ আমাকে হেল্প করে মোটামুটি। দেখা গেছে যে, মাঝে-মধ্যে আমার খুব কাজ না থাকলে, আমি একটানা ২-৩ দিন বাসা থেকে বের হই না। তখন আবার মানে যে মেন্টাল হেলথটা খুব লো হয়ে যায় তো। তাই এই জিনিসগুলো আসলে একটু দরকার, আমার মনে হয়।
আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হু, হু। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা।

হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমার মনে হয় যে, আ এই যে আপনি নিয়মিত হাঁটাহাঁটি করেন এটাও বোধহয় খুব সুন্দর একটি শরীর চর্চা। আর আমি যেমনটা বললাম যে, আমি রিসেন্টলি জিমে যাওয়া শুরু করেছি। এটা এক প্রকার আ কি বলে, বাসায় যেহেতু আমার তেমন একটা ব্যায়াম করা হয় না এবং জিমে গেলে আমার মনে হয় যে সেখানে বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট থাকে। একটা মোটিভেশন বা উৎসাহ পাই আসলে আমি সেখান থেকে হ্যাঁ।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক ফ্রেন্ডরা জিমে যায় এবং তারা সবসময় আমাকে বলে যে, "হ্যাঁ, আসো জয়েন করো, খুব ভালো হবে।" আমি বলি "আমার সময় নাই প্লাস আমার ইকুইপমেন্ট টা ভাল লাগে না তা করতে পারতেসি না।" আমি চাচ্ছি, যে আ ইকু আরো কয়েকটা ইকুইপ ইয়ে কিনবো, ওয়েটস কিনব বাসায় যে, অ্যাঙ্কেল ওয়েটস কিনবো, তারপরে ডাম্বেল কিনবো। অ্যাঙ্কেল ওয়েটস টা আমার মনে হয় যে, খুব ইজিলি আমি অ্যাডপ্ট করতে পারবো। কারণ এটা আমি জাস্ট পায়ের সাথে লাগিয়ে আমি জাস্ট নরমালি হাঁটাহাঁটি শুরু করব এবং আমার দেখা যাচ্ছে যে, তেমন কোনো একটা সমস্যা হবে না কিংবা কিছু পাল্টাবে না। আমি স্যাম ডিসট্যান্স, স্যাম সময়ে হাঁটাহাঁটি শুরু করব। জাস্ট আমার পা'টা আরেকটু ভারি হয়ে যাবে এবং আমার মনে হয় ভালোই হবে অ্যাঙ্কেল ওয়েট কিনলে।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ একদমই, আমার মনে হয় এ এই যে মানসিক চাপগুলোতে আ চাপগুলো কমাতে কিন্তু এই যে, এই খেলাধুলা বলেন বা নিয়মিত এই যে ব্যায়াম করা আপনি যেটা বললেন আসলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট ব্যবহার করে ব্যায়াম করতে পারি। আ তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো এই যে মানসিক চাপটা যে আমাদের রয়েছে বা কর্মক্ষেত্রে আমরা যেই ধরনের চাপ পেয়ে থাকি, এগুলো অনেকটা কমাতেই কিন্তু আমাদেরকে সহায়তা করে তাই না?
হুম, হুম। হ্যাঁ। রাইট হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ। রাইট, রাইট, রাইট এবং অনেক ধরনের জিনিসও কিন্তু অ্যা মানে খাওয়া যায় ব্যায়াম করার পাশাপাশি, সাপ্লিমেন্টস এই যে ক্রিয়েটিন খায়, কিংবা প্রোটিন শেইক খায়। এগুলো আপনি যে খাবেন আপনার কিন্তু বার্ন করতে হবে। আপনার ওয়ার্কআউট ও করতে হবে, না হলে দেখা যাবে আপনার অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে। যে আ লিভারের সমস্যা কিডনির সমস্যা হতে পারে। যদি আপনি দেখা যাচ্ছে আপনার ডায়েট এর পাশাপাশি সাপ্লিমেন্ট গুলা নিতেসেন কিন্তু আপনি এফোর্ট দিচ্ছেন না। এই এফোর্ট টা দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ দেখা যাবে যতই সময় সামনের দিকে জাগবে, যতই আপনার বয়স বাড়বে ততই এক্সারসাইজ করাটা আরো কঠিন হয়ে যাবে।
হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। হুম। একদম ঠিক। হুম।

রাইট। এবং মানে, আসলে অ্যা আমি দেখতেছি যে এই জিনিসগুলো খুব কম, মানে ফ্যাসিলিটি গুলো কিংবা যেখানে আমি কোথাও যে জয়েন করতে পারবো কিংবা বক্সিং শিখতে পারবো। তা আমি ভাবতেছি আমার কয়েকজন ফ্রেন্ড দেরকে বলতে পারি যে, "কোনো এক ধরনের নিজেরাই কিছু একটা ওপেন করা যায় নাকি?" কারণ ইনভেস্টর ও কিন্তু আছে অনেকেই যে যারা ভেঞ্চারস খুঁজতেছে, যারা এরকম প্ল্যানিং খুঁজতেছে। তো আমার মনে হয় যে আমরা যদি এরকম কিছু একটা এরেঞ্জ করতে পারি, তাহলে নিশ্চয়ই খুব ভালো হবে। স্পেশালি যদি এটা আমার আ আশেপাশে কোথাও হয়, তাহলে আমি নিজেই ওখানে যে বসে থাকবো সারাদিন।
হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ঠিক। হ্যাঁ, ভাই অবশ্যই। আমি মনে করি যে এই যে নিয়মিত যে ব্যায়ামের বিষয়গুলো রয়েছে, এম এগুলো আমরা আসলে অনেকভাবেই করতে পারি। এবং দেখা যায় যে আ কি বলে এটাকে? বিভিন্ন ধরনের বাধা যদি আসে, আমরা এই বাধা বা অলসতাকে যদি কাটিয়ে আমাদের অ্যা দৈনন্দিন জীবনে দেখা যায়, আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফেলি। পরবর্তীতে দেখা যায় আস্তে, আস্তে সেটার একটা ভালো রিসাল্ট দেখা যায়। আমরা কিন্তু দেখা যায় পরবর্তীতে সেই রিসাল্ট টা পেয়ে, আ কি বলে? হা সেই রেজাল্টটা পেয়ে অনেকটাই খুশি হই। এবং দেখা যায় যে এগুলো কিন্তু আমাদের মানসিক স্বাল আ স্বাস্থ্যের ক্ষেত্রেও ভালো প্রভাব ফেলে, আ পাশাপাশি আমাদের শারীরিক যে গঠনটা রয়েছে, এটাকে অনেকটাই পরিবর্তন করে দেয়। তাই না?
হুম। হুম, হুম। হ্যাঁ। রাইট। হুম, হুম। রাইট, রাইট। হুম, হুম। রাইট, রাইট হ্যাঁ। আমারও খুব ইচ্ছা যে আমাদের যে অফিস গুলো আছে কিংবা কর্পোরেট যে অর্গানাইজেশন গুলো আছে, তারা যদি একটু ফিটনেস হিসেবে আরেকটু বেশি মানুষদেরকে অ্যাওয়ারনেস টা জাগায় দিত কিংবা এরকম কোনো অ্যাকশন নিত, যেখানে মানুষ একটু বেশি অ্যাকটিভ থাকবে তাহলে খুব ভালো হত
হ্যাঁ। হ্যাঁ। একদম।
তাহলে দে দেখা যেত যে, আ আপনার রিক্সা দিয়ে কোথাও যাওয়া লাগবে। আপনি রিকশার বদলে সেখানে হেঁটে গেলেন কিংবা জগ করে গেলেন। তাহলে দেখা যেত যে জাম-জট টাও কমে যেত।
হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আমার মনে হয় অ্যা এই যে স্বাস্থ্য সচেতন আমাদের সবারই আ হওয়া উচিত। এবং এর মাধ্যমেই আমরা কিন্তু আসলে কি বলে? দিনশেষে নিজেরাই আসলে শারীরিকভাবে এবং মানসিকভাবে বেনিফিট পেয়ে থাকব। তো আপনার সাথে আসলে কথা বলে আমার বেশ ভালো লাগলো এবং অ্যা স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হলাম। আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
বেনিফিট হই, ইআ। রাইট, রাইট। হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। হুম, হুম। হ্যাঁ। আশা করি পরে আরেকদিন কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা হলে খুব ভালো লাগলো। আশা করি আপনার দিনটা যেন খুব সুন্দর যায়।
অবশ্যই। হ্যাঁ, আপনাকেও শুভ কামনা রইলো এ বিষয়ে এবং বেশি, বেশি আসলে স্বাস্থ্য সচেতন হবেন আপনি।